ওকে, তো এমনি হচ্ছে যে আপনারা আসলে হচ্ছে যে এই যে বাসা যেহেতু ছোট। তো সেক্ষেত্রে কি আসলে বিল্ডিং এর মধ্যে কোনো যে ফায়ার এক্সিট বা এই ধরনের কোনো ব্যবস্থা কি তারা রেখেছে?
হুম। হুম। আচ্ছা আমার বাসাটা হচ্ছে বাসা। তো এখান থেকে আসলে দুটো এক্সিট আর এন্ট্রান্স দুটোই আছে। তো এ এম বাইরের পিছনে একটা গেট আছে। এখান থেকে বের হয়ে যাওয়া যায়। আবার সামনে দিয়ে বের হয়ে যাওয়া যায়। তো এক্ষেত্রে আসলে আমাদের অত চিন্তা করতে হয় না। পিছনে দিক দিয়ে আসলে বের হয়ে যাওয়ার একটা চান্স আছে। জি।
ওকে। আ হ্যাঁ, মানে ধরুন যে সব এমনি সব কি হচ্ছে মেনেজ করেই আসলে হচ্ছে বানানো হইসিলো?
হুম। না এটা বানানোই ছিল। আমরা আসলে এভাবেই কিনেছিলাম। <chuckles> তে আ ২ টা দিক আছে। সামনের দিকে একটা পেছনের দিকে।
ও আচ্ছা, আচ্ছা। এমনি ছাদ টাদে কি যাওয়া হয়? মানে বাসায় ধরেন যে বাসায় ভালো লাগছে না, তখন কি ছাদে যাওয়া হয়?
না। আসলে এই বাসাটার কোন ছাদ নেই। এটা হচ্ছে একটা ৩ তালা বাসা। উপরে হচ্ছে একটা এরকম ছাউনি দেওয়া যেটা দেওয়া। না টিন না। মানে এটা একটা রুফ বানানো। তো মানে এটার উপর কোন ছাদ নাই আরকি। এমনি যে ছবিগুলা ছবিতে যে বাসাগুলা আঁকা হতো, যেরকম দেখতেন এরকম ৩ কোনা এরকম। তো ওরকম আরকি। এটার উপর কোন ছাদ নেই। ছাদে গিয়ে দাঁড়ানোর কোন জায়গা নেই। ছাদে যাওয়া যায় না আরকি। <chuckles> জি।
অহ! আচ্ছা, আচ্ছা। টিন। ওহ আচ্ছা আচ্ছা। হু, হুম। <chuckles> জায়গা নেই আচ্ছা, আচ্ছা, বুঝতে পারলাম। আসলে আপনি যেভাবে শুরু থেকে বলতেছেন যে আসলে যে আপনার বাসাটা যেহেতু ছোট তারপরে যে আপনি যেভাবে বাসাটা গুছিয়ে রাখেন বা যে গাছ লাগানোর একটা ইচ্ছা আছে, তারপর হচ্ছে যে সকাল বেলায় জানালাগুলো খুলে দেন। তারপরে হচ্ছে যে ওই যে আচার অনুষ্ঠানের কথা বললেন, যে যেভাবে আসলে হচ্ছে বেচ ওয়াইজ হচ্ছে মানুষ প্রবেশ করান। এই জিনিসগুলো আসলে আপনার কাছে জানতে পেরে আমার খুব ভালো লাগলো আরকি, একটা এক্সপেরিয়েন্স জানতে পারলাম আপনার কাছ থেকে।
জি। হ্যাঁ। জি। <chuckles> একদম। জি। জি।

মানে কমফোর্টেবল বানানোর জন্য যদি কিছু একটা এড করতে পারতাম সেক্ষেত্রে? হুম। সেক্ষেত্রে আমি মনে করি যে, উম একটা ধরেন পিয়ানো থাকে না, কিন্তু আমার তো অতো জায়গা নেই। তাহলে না হলে কিন্তু একটা পিয়ানোটা এড করতাম। তো যদ যদি অনেক বড় বাসা থাকত থাকতে পিয়ানো এড করতাম। দেখতেও সুন্দর লাগত। মাঝে, মাঝে বাজাতেও ভালো লাগে। তো এইটা একটা জিনিস আমি এড করতাম। কিন্তু উম আনফরচুনেটলি আমার বাসা ছোট এবং আমি কিন্তু একদম ঘিজিবিজি পছন্দ করি না। অতিরিক্ত জিনিস জি।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এড করতে হ পারতাম। হু, হু। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ সেটাই, সেটাই। <chuckles> হ্যাঁ। তাহলে কি, কি এড করতেন তাহলে? মানে কি শুধু এড করতে পারছেন না। মানে এরকম যেটা এড করা যাবে ধরেন আপনার বাসায়
যদি ছোট হ্যাঁ, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো ধরনের একটা আর্ট পিস, হ্যাঁ? যেটাতে আসলে মানে বাসার সৌন্দর্য আরো একটু বাড়িয়ে তুলবে। হ্যাঁ? এরকম কোনো আর্ট পিস এখন আমি একটা বড় জায়গা রয়েছে, যেখানে একটা আর্ট পিস এখনো লাগানো হয়নি। কারণ খুঁজে পাচ্ছি না যে কোনটা আসলে সেটার সাথে যাবে। মানে আমার থিমের সাথে যাচ্ছে না। যার জন্য দেখা গেছে যে ওই জায়গাটা এখনো খালি আছে। তো ওই জায়গাটা আসলে চেষ্টা করছি যে কখনো যদি আসলে মানে মন মতো কোনো আর্ট পিস পাই, তাহলে সেখানে আসলে বসাবো। <chuckles> হ্যাঁ। জি।
আ ওকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেখানে লাগাবেন হু, হু, হু। আর ধরেন যে যে যেহেতু আপনাদের বাসা হচ্ছে ছোট। ঠিক আছে? তো সেক্ষেত্রে কিচেন বা রান্না গ সেগুলো হয়তো ছোটই হবে। তো সেক্ষেত্রে আসলে হচ্ছে যে আপনার সেফটিটা মেইনটেইন করে কিভাবে? কারণ ছোট একটা জায়গায় যদি ধরেন যে কি রান্নার চুলা থাকে আগুন জ্বলে, এটা তো একটা বেশ রিস্কি একটা বিষয় যেকোনো সময় যেকোনো কিছু উপরে পড়ে তো সেরেরি সেটা আসলে আপনারা হ্যান্ডেল করেন কীভাবে?
হুম। জি। হুম। জি। না, এটা ঠিক বলেছেন। হুম। সেক্ষেত্রে সবসময় আসলে খেয়াল রাখি যে চুলগুলো চুলাটা কি বন্ধ আছে কিনা, গ্যাস লিক করছে কিনা। ফায়ার এক্সটিংগুইশার যেটাকে বলে, সেটাও আসলে রেখেছি। একটা ছোট্ট একটা। তাতে করে আরকি দেখা যাচ্ছে যে মনে হয় যে কখনো যদি কোনো আ বিপদ-আপদ আসে, তাহলে হয়তো নিজেরা একটু সেফ থাকার। হুম, <smacks lips> এটা আসলে মাথায় রেখে আসলে কাজগুলো করি। আর উম বেশিরভাগ সময় দেখা যাচ্ছে রান্নাটা সেরে ফেলার সাথে, সাথে গুছিয়ে ফেলার যে টেনডেন্সি টা এটা করি তাতে করে যে ছোট জায়গায় গন্ধ হবে না। হ্যাঁ? আ চেষ্টা করি ছোট মোমবাতি জ্বালিয়ে রাখার সুগন্ধি যে মোমবাতিগুলো রয়েছে, সেগুলো জ্বালিয়ে রাখলে আ স ঘরে যে মানে একটা ঘ্রাণ থাকে, সেটা আসলে খুব সুন্দর পরিষ্কার একটা ফিলিং দেয় আসলে। <chuckles>
আহ! একটু সেফ ফি সেফ থাকা গেল আরকি। হুম, হু। আচ্ছা, আচ্ছা। হু, হু, হুম।